জ্বি, আলহামদুলিল্লাহ ভালো।
হ্যাঁ অনেক দিন পরে আপনার সাথে কথা হয়ে ভালোই লাগছে। আচ্ছা আমি না আজ একটা জিনিস ভাবছিলাম যে শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে আসলে পার্থক পার্থক্যটা কতটুকু? এবং আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে যদি আমাকে একটু বলতেন?
জ্বী শহরের জীবন এবং গ্রামের জীবনের পার্থক্যটা অনেক বেশি উ এবং এটা দৈনন্দিন জীবনে অনেক ইফেক্ট করে
আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
তো হচ্ছে গ্রামে হচ্ছে মানুষ সাধারণত উ যেই গ্রামীন যে পরিবেশ প্রাকৃতির উ প্রকৃতির কাছাকাছি হতে পারে। হ্যাঁ? শহরে কিন্তু এটা সচরাচর হয় না। হ্যাঁ? ইট পাথরের যে দেওয়ালটা আছে যান্ত্রিক একটা মানে জীবনযাপন মানে ওইটা গ্রামের মত এই ফিলটা পাওয়া যায় না। হ্যাঁ? গ্রামে থাকার একটা মানসিক আলাদা একটা শান্তি থাকে। হু? একদম প্রকৃতির কাছ থেকে দেখা যায়। মনে হয় যে একদম প্রকৃতির ফুলে শুয়ে আছি। একদম সবকিছু। গ্রামে একদম pure অক্সিজেন তারপর আপনার হচ্ছে এ একদম মানে স অ টাটকা খাবার-দাবার সবগুলাই গ্রামে কিন্তু সহজেই পাওয়া যায়। শহরে এটা কিন্তু খুব সচরাচর পাওয়া যায় না। শহরে এটা যে খুব কঠিন। আর হচ্ছে শহরটা হচ্ছে আপনার একদম সবকিছু নিয়ম মাফিক। একদম এই সময়ে উঠতে হবে, এই সময়ে এটা করতে হবে। কাজ করতে হবে, খাইতে হবে, কাজে যাইতে হবে। মানে একটা যান্ত্রিক একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে মানুষ পড়ে যায়। হ্যাঁ?
আচ্ছা। <tsk> জী, জী। একদম, একদম। হ্যাঁ। জ্বি, জ্বি। একদ একদম। জ্বি, জ্বি। জ্বি, জ্বি।